অ্যা এটা কিছু, কিছু, কিছু ক্ষেত্রে সত্য যে পরিবেশ পরিস্থিতি যখন আসলে কিছু, কিছু চেঞ্জ হয় বা এটা যখন অ্যা একটু ভিন্ন ধরনের শেপ নেয় তখন আইডিয়া গুলোর সে মানে শেপ টাও কিছুটা চেঞ্জ হয় আরকি বা লেখার শেপ টাও কিছুটা চেঞ্জ হয়। আ যেমন আমি সবচেয়ে বেশি লিখতাম আ যখন তখন হচ্ছে আ আমি ইউনিভার্সিটির হলে যখন থাকতাম তখন আ যে রুমটাতে আমার থাকার কথা ঐ রুমটাতে হচ্ছে মানে আমি ঘুমানোর জায়গা পাইতাম না আরকি। এরকম ছিল তখন হচ্ছে আমি বারান্দায় বসে থাকতাম। তো ঐ সময়টাতে হচ্ছে সবচেয়ে বেশি আইডিয়া আমার মাথায় আসছে আরকি বিভিন্ন সময়। তো ঐগুলাই হচ্ছে আমি লিখে রাখছি এবং আ মানে ঐ সময়টাতে আমার লেখার সংখ্যা খুব বেশি। যদিও এখন দেখি যে ওইগুলার মান আ তুলনা মূলকভাবে একটু কমের দিকে। কিন্তু ঐগুলা করতে, করতেই কিন্তু আমি আসলে লেখাটা কি বা লেখাটা কিভাবে লেখলে সেটা ভালো হবে বা একটা নিজেকে খুঁজে বের করা রাইট এবং আ ঐ সময়টাতে অ্যা লেখার, লেখার বিষয়টা তো পরে বা নিজেকে ফিল করার যে একটা বিষয়। আ যে আ মা একটা আছে না self realization এর বিষয় বা আমি নিজেকে খুঁজতেছি যে, "আমি, আমি কে? আমি কোথায়, আমি কি করতেছি?" আছে না? যে মাথায় বাড়ি খাইলে বলে যে, "আমি কে? আমি কোথায়?" আ স্মৃতি-টিতি হারায়া যে ঐ সিচুয়েশনটা ওই, ওই সময়ে ছিল আরকি। তো পরবর্তীতে যখন আ organized way তে বা যখন আরো মানে অনুকূল পরিবেশ হইল, তখন দেখা যাচ্ছে যেসব সাধারণ বা স্বাভাবিক জিনিস। ঐরকম uncommon কোন কিছু বা লেখার মতো ওইরকম আকর্ষণীয় কোন কিছু স্বাভাবিক বা সাধারণ জায়গা থেকে আ মানে কিছু, কিছু ক্ষেত্রে কম আসতেছে। কিন্তু যখন আসলে জিনিসগুলাকে সাজানো যাচ্ছে, জনস যখন আসলে জিনিসগুলোকে relate করার চেষ্টা করা হচ্ছে, তখন গিয়ে সেটা আবার খুব মানে দারুণ কোন কিছুতে form করতেছে। যদি কোন organized way তে আগানো যাচ্ছে আরকি। সেটা, সেটা হচ্ছে ভালো output মানে দিয়েছে আরকি আমার ক্ষেত্রে।
আচ্ছা। আচ্ছা। আহ। <chuckles> আউ! ওকে। আচ্ছা, আচ্ছা। হুম। তার নিজেকে খুঁজে বের করার একটা যে প্রসেস। জি, জি। একদম। <laughs> চমৎকার! হুম, হুম। হুম, হুম, হুম, হুম, হুম, হুম, হুম। হু, হু। উহু। উহু। চমৎকার! চমৎকার, চমৎকার! তো আ কখনো কি এরকম হইছে যে কোন একটা আইডিয়া কে বাস্তবে আসলে রূপান্তর করতে চাইছেন? এবং এই যে উম দেখা যায় যে যেকোনো একটা ব্য জিনিস যদি কিনা দেখা যায় কল্পনা থেকে বাস্তবে কিন্তু নিয়ে আসতে গেলে অনেকগুলা ধাপ কিন্তু পার হইতে হয়। তাই না? বা দেখা যায় যে অনেকগুলা উম ব্যাপার-স্যাপার থাকে যে দেখা যায় আম কারো সাজেশন নেয়া বা কারো আসর কারো থেকে বুদ্ধি নেয়া বা নিজের কিছু আসলে resource খুঁজে বের করা। তো এরকম কোন আইডিয়া কি বাস্তবে আনার আ বানেক অ্যা যে একটা process এটার ভিতর দিকে কখনো যাওয়া হইছে?
হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। হুম।